হুম, খুব ভালো কথা বলেছেন আপনি। এই যে আ শহরাঞ্চলে হচ্ছে বাসাবাড়িতে যদি গাছ লাগানোর ব্যবস্থা করা যায় বা বাসার ভিতরে যদি প্ল্যান্ট এর ব্যবস্থা করা যায় সেটাও কিন্তু অনেক ভালো হয়। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আ এক্ষেত্রে কিন্তু আ মানে বাসাবাড়ির কথা বলছি না। আমরা যদি সামাজিক ক্ষেত্র থেকে বা সমাজের সংগঠন থেকে যদি আ এ ব্যাপারে পরিবেশ সংরক্ষণের ব্যাপারে ব্যবস্থা নিতে শুরু করি। তখন কিন্তু টাকা পয়সার একটা ব্যাপার থাকে। মানে আ কোথা থেকে টাকাটা আসবে? বা কিভাবে খরচ করা হবে? এ ব্যাপারটা কিন্তু একটু আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনার কাছে কি মনে হয়? যে কিভাবে টাকার ব্যাপারটা মেনেজ করলে একটা সংগঠন ঠিকভাবে চলবে? আর পরিবেশটাও সংরক্ষণ করা যাবে?
জি। হ্যাঁ। জি, জি, জি। জি। জি। জি, জি, জি। জি, জি। আচ্ছা দেখুন এখানে সংগঠনের কথা বললে অবশ্যই সেটা তো হবে কোনো একটা এলাকাভিত্তিক বা কোনো একটা জায়গা ভিত্তিক তো সেই ক্ষেত্রে হ্যাঁ, টাকা পয়সার ব্যাপারটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যদি কোনো একটা সংগঠন নিজেদের থেকে আসলে কোনো কিছু করতে যায় তো এক্ষেত্রে আসলে যে যতটুকু পারে এলাকাবাসী হিসেবে কারণ পরিবেশটা তো আমাদের সকলের। আর সেই জায়গাটা রক্ষা করার দায়িত্বটাও আমাদের সকলের এবং সেটা যেহেতু আসলে সকলে নিতে পারছে না তো আসলে একটা কমিউনি আ কমিউনিটি গঠন করা হচ্ছে যেখানে আসলে তারা চেষ্টা করবে নিজেদের মতো করে যতটুকু করা সম্ভব তো সেই জায়গায় যদি আসলে সবাই নিজেদের আ সামর্থ্য অনুযায়ী কিছুটা বিনিয়োগ করে যেন আসলে পরিবেশটা ঠিক রাখা যায়। এটা কিন্তু খুবই ভালো একটা অ্যা মাধ্যম হবে এবং এছাড়াও আ দেখা যায় যে বিভিন্ন ধরনের স্পন্সরশিপ কিন্তু এখন পাওয়া যায়। তো এক্ষেত্রে এরকম কোনো স্পন্সরশিপ যদি যুক্ত হতে পারে তাহলে কিন্তু দেখা যাবে যে আসলে এই ফান্ড জোগাড়ের যে ব্যাপারটা এটা অনেকটাই সহজ হয়ে পড়বে।
হুম। হুম। হুম। তখন। হুম। হুম। আচ্ছা হ্যাঁ, এটা ভালো। হুম। আচ্ছা, ভালো কথা বলেছেন।
এছাড়াও, আ এছাড়াও আরেকটা ব্যাপার আমি বলতে চাই যে আ সরকার থেকে যদি আসলে আ প্রত্যেকটা এলাকার জন্য কোন একটা বাজেট নির্ধারণ করতে পারে তাহলে এই জায়গাটা আসলে মানে সবথেকে ভালো হবে।
হুম, হুম জী। হুম। এটা আমি আসলে বলতে চাচ্ছিলাম যে সরকার থেকে যদি কোন একটা ব্যবস্থা নেয়া যায়, তখন হয়তো মানুষ আরেকটু বেশি উৎসাহিত হবে। কারণ আরেকটা ব্যাপার কিন্তু আপনি খেয়াল করে দেখবেন। আগে যেরকম আ এলাকাভিত্তিক সংগঠন ছিল বা আ সামাজিক সংগঠনগুলো ছিল এখন কিন্তু এরকম নেই। এখন হচ্ছে মানুষ বলতে পারেন অনেকটা ব্যস্ত হয়ে গিয়েছে। আ সংগঠনের যে থাকবে বা সংগঠনের থেকে যে কাজ করবে সেটা কিন্তু হয়ে উঠছে না। তো মানুষকে আসলে কিভাবে আগ্রহী করা যায় বা আ সচেতন করা যায় যে পরিবেশ সংরক্ষণের জন্য আ এলাকাভিত্তিক সংগঠনগুলোতে যেন ওরা আ অংশীদার হয়?
জি, জি। একদম। জি। একদম। জি। হ্যাঁ। না। জি।